একটা ব্যাপার আমাকে বেশ একটু ভাবাচ্ছে এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটার জন্য আমার আ ব্যক্তিগত যে কাজ বা যখন আসলে আ প্রয়োজনীয় কাজগুলো করছি পড়াশোনা, অফিসের কাজ সবকিছুতেই কিন্তু বেশ একটা আ মানে খুব বাজে একটা প্রভাব পড়ছে এবং আমাকে এই ব্যাপারটা বেশ বিরক্ত করছে। আ বিশেষ করে আ যখন কাজ করছি তখন দেখা যাচ্ছে যে এইযে ফোন আ ফোনে বিভিন্ন রকমের নোটিফিকেশন এবং আমার কাছে মনে হয় যে এগুলো আসার জন্য আমার আ নিজের যে মনোযোগ বা দেখা যাচ্ছে যে যখন খুব মন দিয়ে কোনো কিছু একটা পড়ছি, কোন কিছু একটা করছি। তো এইটা হঠাৎ করেই একদম সেই মনোযোগটা হারিয়ে যাচ্ছে এবং এই ঘটনাটা ঘটার পরে আমি দেখা যাচ্ছে পুনরায় আবার সেই মনোযোগটা যে ফিরিয়ে আনবো তাতে কিন্তু বেশ একটা সমস্যা হচ্ছে আমার।
হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। হ্যাঁ। হু, বুঝতে পারছি যে আপনি হচ্ছে গিয়ে খুব বেশি আ চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন যেহেতু হচ্ছে আপনি কোনোভাবেই আপনি ফোনটাকে ইউজ করা ছাড়া থাকতে পারছেন না আবার পাশাপাশি কাজগুলিও গুছিয়ে উঠতে পারছেন না। আ তো এক্ষেত্রে আপনি আসলে কখন দেখছেন যে এই ব্যাপারগুলো বেশি হচ্ছে? আ আপনি কী, কী কাজ করার সময় হচ্ছে গিয়ে আপনার ফোনটা আপনাকে distract করে ফেলছে নরমালি?
আচ্ছা, আমি আ আসলে খুব একটা ফোন আগে ব্যবহার করতাম না। তো আ বেশ কিছুদিন হল যে আ বাসাতেও WiFi লাগিয়েছি এবং আ সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখন ফোন সবসময় internet এ connected থাকছে। তো দেখা যাচ্ছে যে আমার যে কয় জায়গায় আরকি যে অ্যাকাউন্ট আছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো Facebook, Instagram এসব জায়গার কিন্তু বিভিন্ন রকম notification আসে। কখন কোন একটা পোস্টে কোন একজন বন্ধু আ আসলে কোন একটা কমেন্ট করেছে। এটার একটা notification আসে এবং দেখা যাচ্ছে সেই সময় আমি আমার হয়তো পড়ছি অথবা দেখা যাচ্ছে আমার অফিসের কাজ আ যদি থাকে সেটা করছি আমি এই যে এখন ইদানিং আসলে হোম অফিস করছি সেজন্যই ওই ও বাসায় internet নেওয়া এবং সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্টারনেটেও থাকতে হচ্ছে। এমনটা না যে আসলে আমি চাইলেই internet থেকে আ নিজের ফোনটা বা নিজের আ নিজেকে দূরে রাখতে পারছি। তো সেসব কারণে বিভিন্ন রকম আ যে আ notification যেগুলোর আসলে কোনো প্রয়োজন নেই। অনেক সময় অনেক আ অহেতুক নোটিফিকেশন দেখা যাচ্ছে যে কোনো একটা কেউ জায়গায় মন্তব্য করেছে এবং সেটা পড়তে যেয়েই কিন্তু আমি ওই যে ফোনটা হাতে নিয়েছি এবং দেখা যাচ্ছে সেখানেই কিন্তু আমার প্রায় আ ২০-২৫ মিনিট চলে গেছে শুধুমাত্র আ কোন কিছু একটা দেখেছি, সেটা দেখার পরে একটা reels দেখেছি, এরকম করতে, করতে, scroll করতে, করতে, কিন্তু সময়টা চলে যায়। তো এরকম একটা বাজে অভ্যাস আমার হয়ে গেছে। এতে কিন্তু আমার এই যে কাজের প্রতি যে মনোযোগ, এই মনোযোগটা যেমন কমেছে এবং কাজ করতেও সময় লাগছে। এখন আসলে দেখা যাচ্ছে যে একবারে বসে কাজ করে ওঠার বা কাজ করতে, করতে, আ দেখা যাচ্ছে যে বিরতি যে নেওয়ার ব্যাপারটা? এইসব ব্যাপারগুলো এখন আমি আর উপভোগ করতে পারছি না। আমার এই কাজের একটা দুশ্চিন্তা থাকছে এবং সেক্ষেত্রে সময় নষ্টটা হয়ে যাচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে যখন চিন্তা করছি আমার কিন্তু খুব আ দেখা যাচ্ছে যে বিরক্ত লাগা বা মেজাজটা একটু খিটখিটে হয়ে যাচ্ছে যে কেন আমি এরকমভাবে আসলে সময়টা অপচয় করছি? এরকমই মনে হচ্ছে আমার।
হুম, হুম। আচ্ছা। হুম। হুম। হুম। জি। আহারে। হুম, হুম। হা আ বুঝতে পেরেছি যে আপনি আসলে ফোনের কারণে কোন কাজই গুছিয়ে উঠতে পারছেন না। আবার পাশাপাশি আপনি যে বিশ্রাম নিবেন বা আগে যে সকল কাজগুলো করতেন সেগুলো পেরে উঠতেছেন না। তো এক্ষেত্রে কি আপনি কখনো হচ্ছে গিয়ে নোটিফিকেশন গুলো বন্ধ করে আ তারপর ট্রাই করে দেখেছিলেন? যে এই নোটিফিকেশন গুলো আপ আপনার আসলে তেমন লাগে না। যেমন আপনি বললেন হচ্ছে কমেন্ট এর নোটিফিকেশনও আসতেছে। ফেসবুক থেকে নানা রকম নোটিফিকেশন আসতেছে যেগুলো তেমন কোনই কাজের না। সেগুলো কি একদম আ fully বন্ধ করে চেষ্টা করে দেখেছিলেন কী হয়?
আসলে নোটিফিকেশন বন্ধ করার ব্যাপারটা আমার মাথায় আসেনি। কারণ যেহেতু অফিসের কাজ করি এবং হোম অফিস করছি বেশ কয়েকদিন। তো সেই ক্ষেত্রে কিন্তু অফিস এর বিভিন্ন গ্রুপ ওয়াটসঅ্যাপ এ আছে। তাদের সাথে সবসময় কথা বলতে হয় আ বা দেখা যাচ্ছে কোনো একটা কাজ করছি সেটা নিয়ে কোনো আপডেট আসলে সেটা কিন্তু ওই যে আ অনলাইনেই আসে বা আসলে ফোনের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন আর কি ইন্টারনেটেই আসে। আ ইমেইল লিখতে হয় প্রচুর। তো এই যে ব্যাপারটা এর জন্য কিন্তু আসলে আমি কখনো নোটিফিকেশন আ বন্ধ করে রাখা দরকার এরকম আসলে আ সাহসও করিনি বা প্রয়োজনীয়তা অনুভব করিনি। তবে এর পাশাপাশি যে আসলে কাজের নোটিফিকেশন যেমন আসছে অপ্রয়োজনীয় নোটিফিকেশন ও আসছে এবং সেটাতেই আমার সমস্যা হচ্ছে।
হু। হু। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আসলে আপনার দরকারী কাজের জন্য আপনার ফোনটা বেশি ইউস করা হয়। আবার পাশাপাশি আ অহেতুক যে সকল নোটিফিকেশন আসতেছে সেগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করে ফেলছে। তো এক্ষেত্রে না আপনি যেগুলো বললেন যে অহেতুক যে, নোটিফিকেশন গুলো আপনার আসে সেগুলো একদম পারমানেন্টলি অফ করতে পারেন। যেমন ধ ধরেন, বললেন যে, কমেন্টে নোফ নোটিফিকেশন আসতেছে। সেগুলো যদি আপনি Facebook এ গিয়ে আ ওখানে দেখবেন অপশন আছে যে, নট ইন্টারেস্টেড টাইপ এর। তো ওগুলো যদি অফ করে রাখেন তো আর কখনোই আসবে না। এছাড়া আপনি কি একটু বলতে পারেন যে, আপনার যে নোটিফিকেশন গুলো আসছে তারপর দেখা যাচ্ছে যে আপনি মোবাইলটা নিয়ে একটু আম টাইম কাটাচ্ছেন বা চেক করছেন নানা রকম নোটিফিকেশন হয়তো কিছু দরকারি, হয়তো কিছু অহেতুক। তো তখন হচ্ছে, আপনি কি রকম সময় আসলে ওয়েস্ট হচ্ছে? মানে এটা কি ১০ ১৫ মিনিট নাকি এর থেকেও বেশি হয়তো দেখা যাচ্ছে, কখনো ১ ঘন্টা বা ২ ঘন্টা এমনও কি হচ্ছে?
আচ্ছা, আপনি এই যে নোটিফিকেশনটা যে নিয়ন্ত্রণ করার কথা বললেন, এই ব্যাপারটা কিন্তু আমি আগে ভাবিনি। বিশেষ করে আ আমি যদি এই যে, পোস্টগুলোতে নট ইন্টারেস্টেড দিয়ে রাখি বা দেখা যাচ্ছে যে, Facebook এর নোটিফিকেশন অফ করে দেই। সেক্ষেত্রে কিন্তু আমার সময়টা আসলে অনেক বেঁচে যায়। কারণ আহ কখনো, কখনো আমি যেটা খেয়াল করেছি, আমি ফোন হাতে নিলে কারো একটা পোস্টের একটা অপ্রয়োজনীয় নোটিফিকেশন আমি দেখলাম এবং সেটার পরেই না আমার একটু কৌতূহল হয় যে, আচ্ছা দেখি অন্য মানুষ কি পোস্ট করেছে? অন্য বন্ধুরা কি পোস্ট করেছে? কোন তারপরে এই যে একটার পর একটা রিলস দেখি, তো এরকম কিন্তু আমার মনে হয় যে আসলে আ হঠাৎ করেই আমি একটু আকৃষ্ট হয়ে যাই বা একটা অভ্যাস হয়ে গেছে, একটু ফোন হাতে নিল নিলে, একটু ঘেটে দেখা কি রিলস আছে, কি আসছে? এই যে ব্যাপারটাই কিন্তু আমার আ দেখা যাচ্ছে, কখনো ১০ মিনিট ১৫ মিনিট বা কখনো ১/২ ঘন্টাও নষ্ট করে দিয়েছে, এরকম হয়।
হুম। ওকে। আচ্ছা। উম হুম। জি। হ্যাঁ। বুঝতে পেরেছি যে আসলে দেখা যাচ্ছে ভেঙে, ভেঙে, আপনার আসলে সময়গুলো নষ্ট হচ্ছে। নানা রকম notification আসার কারণে। তো এক্ষেত্রে না আপনি সেগুলো বললেন যে আপনার ইম্পোর্টেন্ট নোটিফিকেশন গুলো আপনার আ ধরেন Email এর অথবা WhatsApp এর বা আ অফিসের কোন কাজ থাকলে তাদের ম্যাসেজ এর সেগুলো হচ্ছে গিয়ে আ আপনার পিন করে রাখতে পারেন বা স্টার করে রাখতে পারেন। যাতে করে হচ্ছে আপনি যদি মিস ও করে ফেলেন তাহলে একদম ১ম দিকে দি দেখে ফেলবেন আরকি। আর যেগুলো আসলে তেমন ইম্পোর্টেন্ট হবে না সেগুলো নিচের দিকে চলে যাবে। এতে করে হবে কি? যখন আপনি হচ্ছে ঐ সকল প্লাটফর্ম এ ঢুকবেন তখন আপনার দরকারিগুলোই ১ম দিকে থাকবে সেগুলোই চেক করা হবে। এছাড়া আপনি বলতেছিলেন যে হচ্ছে আ দেখা যাচ্ছে যে আপনার কাজ করতে, করতে, আ এই Facebook বা নানা রকম প্লাটফর্ম আপনার ঘুরা হয়ে যাচ্ছে। তো এইক্ষেত্রে কি আপনি কখনো একটু টাইমার সেট করে, তারপরে যে আপনি এতটুকু টাইমই আসলে ওয়েস্ট করবেন। যদি ধরেন আপনার যখন ফ্রি টাইম থাকছে, তখন এই টাইমার সেট করে কি কখনো ট্রাই করে দেখেছিলেন কি?
আচ্ছা। এ কথা বলতে এই ব্যাপারটা আসলে আমার কখনো আইডিয়া তে ছিল না। তবে আ আমি আপনার কথাটা শুনে যেটা মনে হচ্ছে যে, যদি একটা ফোকাস মোড তৈরি করি বা দেখা যাচ্ছে যে Desktop এ একটা এরকম টাইমার লাগিয়ে রাখি যে কতটা সময় কাজ করছি। বা যখন আমি কোনো একটা বিরতি নিচ্ছি তখন ঠিক আসলে কতটা সময় বিরতি নিচ্ছি। এই ব্যাপারটা যদি আমি একটু দেখতে পারি বা আসলে সামনের পরে থাকে তখন কিন্তু ব্যাপারটা নিয়ন্ত্রণ করা আমার জন্য বেশ সহজ হয়ে যাবে। বিশেষ করে যখন আমি এরকম বিরতি নিচ্ছি তখন কিন্তু অনেক সময়ই আমার আসলে কাজের যে একটা আ স্পৃহা বা আগ্রহ এটা কমে যাচ্ছে। কারণ আমি কিন্তু ওই যে আ বিরতির মধ্যে আসলে সময়ের যে হিসাব বা সময়ের উপরে যে একটা খেয়াল থাকার যে ব্যাপারটা এটাই হারিয়ে ফেলছি। কখন আসলে ফোন স্ক্রল করতে, করতে, কোথায় চলে গেছি বা আসলে কতটা সময় পার হয়ে গেছি এই ব্যাপারটা কিন্তু মাথায় থাকছে না। তো সেই ক্ষেত্রে যদি আসলে একটা টাইমার সেট করে দেই। যদি আসলে ৫ মিনিটের বিরতি নিতে চাই তো ৫ মিনিট পরে এলার্ম বাজলে তখন কিন্তু আমি আবার আসলে ফিরে আসতে পারব। এটা একটা চমৎকার আইডিয়া কিন্তু আপনি আমাকে দিলেন। এটা আমি আ চেষ্টা করে দেখব।
হ্যাঁ। উহুম। জি, জি। হ্যা। উহুম। হ্যাঁ। জি। আর এর পাশাপাশি আপনি নিজেও বলছিলেন যে ফোকাস যে মুডটা সেটাও অন করে রাখতে পারেন আপনার ফোনে বা হচ্ছে গিয়ে Android বা iPhone যেটাই ইউস করেন না কারণ আ তখন হবে কি যে আপনি একটা টানা হচ্ছে গিয়ে কাজটা করে ফেলতে পারবেন। মনোযোগ হচ্ছে গিয়ে আপনার নষ্ট হবে না। আবার পাশাপাশি যদি emergency কোনো কল আসে সেটাও আপনি রিসিভ করতে পারবেন। আর দেখা যাচ্ছে যে আপনি যদি একটা টাইমে আ কাজ করেন তো সেই টাইমটা না হচ্ছে গিয়ে আপনার অন্য কোনো কাজে মনোযোগ যাবে না। যেমন ধরেন হচ্ছে আপনি অফিসের কাজ করছেন, তো আপনি ত তখন অফিসের কাজেই মনোযোগটা পুরোপুরি দিয়ে দিবেন। আপনার তখন মনেও আসবে না যে আমি হয়তো একটু Facebook টা চেক করি বা অন্যান্য platform চেক করি। আপনি আসলে অভ্যাসের মধ্যে তখন চলে আসবে ব্যাপারগুলো। আর বিশেষ করে হচ্ছে গিয়ে আপনি আ যখন কাজ করবেন ধরেন আ অফিসের যে কাজগুলো থাকে সেগুলো তো নরমালি ডেস্কটপেই হয়। তখন ফোনটাকে একটু দূরে রাখবেন মানে সাউন্ড এ দিয়ে রাখবেন বা দূরে রেখে দিবেন যাতে কলের সাউন্ড গুলো আসে বাট আ WiFi off করে রাখবেন যাতে করে হচ্ছে গিয়ে আপনার আ Facebook বা Instagram বা Gmail যেটাই বলেন না কেন সেগুলোর কোনো রকম নোটিফিকেশন আপনার কাছে আসবে না। আর আপনি যেহেতু বললেন আপনি হোম অফিস করছ করছেন তো আসলে আপনার যেসব application গুলো দরকার বেশি হচ্ছে সেগুলোই হচ্ছে গিয়ে আপনার PC তে রাখবেন। যেমন ধরেন Facebook, Messenger বা WhatsApp গুলো আপনি রাখলেনই না। তখন দেখা যাবে কি যে ঐ সকল apps এ আপনার ঢোকাও হবে না। আবার ধীরে, ধীরে, আপনার যে একটা ও মানে খারাপ অভ্যাসের দিকে আপনি চলে গিয়েছিলেন সেটা থেকে হচ্ছে গিয়ে আপনি দূরে সরে যেতে পারবেন। তো এভাবে কি আপনি একটু চেষ্টা করে দেখবেন যে আসলে কি হয়? বা আসলেও উন্নতি হবে বলে কি আপনার মনে হচ্ছে?
কিন্তু মনে হচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু আসলে উন্নতি হতে পারে। যেমন আপনি এই যে notification গুলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয়র ভিত্তিতে বাছাই করার কথা বললেন, এটা কিন্তু কাজে দেবে। বিশেষ করে <swallows> যদি অপ্রয়োজনীয় notification গুলো আমি নাই দেখি, তখন কিন্তু আমার এই যে সময় নষ্ট করার যে প্রবণতা বা দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে ফোন চালানোর যে প্রবণতা এটা কিন্তু আসলে অনেকটাই কমে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আসলে প্রয়োজনীয় notification গুলো ফোনে আসবে বিশেষ করে কাজের notification গুলো। তো আমার কিন্তু মনোযোগটাও আসলে কাজ থেকে খুব একটা সরবে না। তবে আপনি খুব চমৎকার কিছু আইডিয়া দিলেন এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এখন আ এই যে ফোন থেকে অপ্রয়োজনীয় notification গুলো বন্ধ করে একটা আসলে টাইমার সেট করে কাজ করতে বসি। তখন কিন্তু আমি আসলে মনোযোগটা ধরে রাখতে পারব। এরকম অপ্রয়োজনীয় notification ও যেমন আসবে না আমার কাজের মনোযোগটাও ঠিক থাকবে। তো এই আহ ওই আইডিয়া গুলো দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে একটু চিন্তায় ছিলাম যে মনোযোগটা কি করে ফেরাবো। তবে আমার মনে হচ্ছে এগুলো করলেই কিন্তু ফিরে আসবে। ধন্যবাদ।
হ্যাঁ। হু, হুম। জি। জি, অবশ্যই আর হচ্ছে গিয়ে আপনি তো একটা অভ্যাসের মধ্যে দিয়ে চলে যান। তখন দেখা যাবে যে আপনার আপ অ আগের যেটা বললেন যে আগে তেমন ফোনটা ইউজ করতেন না। সেরকমই আসলে হয়ে যাবেন। আর আশা করছি যে আপনার সকল সমস্যা হচ্ছে সমাধান হয়ে যাবে। আর আপনি আবারও আপনার পুরোনো লাইফে ফিরে যেতে পারবেন। পাশাপাশি আপনার কাজগুলো timely হয়ে যাবে। আর আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আম আপনার সবকিছু সমস্যাই হয় উম